আমি না <exhales> এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না মানে সময়গুলো না কেম কেন যেন মনে হচ্ছে, থমকে গিয়েছে. মানে মনে হচ্ছে যে আমার, লাইফটাই হয়তোবা এক জায়গায় আটকে গিয়েছে. মানে কোন রকম না সুন্দর করে যে একটু নিবো সেটা না নিতে পারছি না। আর এক্ষেত্রে, আমার আসলে সবচেয়ে বড় মানে আমার লাইফের, বড় decision আসলে এটাই হবে মানে বিয়ে করার যে ব্যাপারটা সেটা। তো আমার বর্তমান যে সঙ্গী সে কিন্তু খুবই ভালো। বাট তারপরও না, আমি বুঝে উঠতে পারছি না যে বিয়েটা করা কি আদৌ ঠিক হবে কিনা? বা যদি করে ফেলি তখন আসলে, কি, কি face করতে পারি বা কিছু? এখন কি যে করব? কোন দিক যে যাবো? আমি না বুঝে উঠতে পারছিই না।
হুম। হুম, হুম। ও! হুম। জ্বী আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আসলে আপনি আ সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে এখন আপনার কি করা উচিত? তো আপনি যদি আমাকে আ বিষয়টি আরেকটু প খোলাসা করে বলতেন যে আসলে ঠিক, আ কি সিদ্ধান্ত আপনি নিতে চাচ্ছেন? বা আপনাদের যেই সম্পর্কের কথা বলছেন, এটি আসলে এ কতদিন ধরে চলছে? বা কোন বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা?
আ আসলে হ্যাঁ বাধার প্রাপ্ত তো হচ্ছিই যেমন ধরেন হচ্ছে আমার যে আ সঙ্গী রয়েছে সে কিন্তু অনেকটাই ভালো। কিন্তু, আ দেখা যাচ্ছে কি সেই কিন্তু এখন কোন জব করছে না। মানে পড়াশোনা মাত্র শেষ করল। আ জবের জন্য তারা চেষ্টা করছে। কিন্তু তার পরিবার থেকে বলছে কি যে ওর যদি এখন বিয়ে হয়ে যায়, তাহলে হয়তোবা ও ভালো মত একটা জব খোঁজার যে চেষ্টা সেটা করতে পারবে। পাশাপাশি ও নিজের যত্ন আসলে নিতে পারছে না। যেমন ধরেন ও এখন একাই থাকছে তো, আ রান্না-বান্নার ব্যাপারটাও নিজে সামলাতে হচ্ছে সব। এ ডেইলি কাজগুলো নিজের করতে হচ্ছে। কেউ যেহেতু support পারছে না দেখে ও হয়তোবা ও জব খুঁজে পাচ্ছে না এমন বলে তাদের ধারণা আরকি। কিন্তু আহ আমার দিক দিয়ে আসলে সমস্যাটা তৈরি হয়েছে কি যে আমিও কিন্তু এখন পড়ালেখা করছি। তো বাবা-মাকে যে বলব একটু সুন্দর করে সেই সুযোগটা আসলে নেই। আর, আমার বাবার আসলে আ স্বপ্ন ছিল যে তার হচ্ছে গিয়ে নিজের হাতে বিয়ে দেওয়া মানে, arrange marriage যেটাকে বলে সেটা করানোর। তো, আ তাকেই বা কিভাবে বলব? আবার, আহ চাচ্ছিলামও না যে আমার কোনভাবেই সঙ্গী হাতছাড়া হয়ে যাক। কারণ, মানুষ হিসাবে কিন্তু সে খুবই ভালো আর, আহ এই যে সমস্যাটা এই সমস্যাটা দ আ দেখা যাচ্ছে কি যে আজকে প্রায় ৬ মাস ধরে চলে আসতেছে মানে আ আমার যে ব পার্টনার তার আ হচ্ছে গিয়ে, আ পরিবার যে আ তারা আমাকে ৬ মাস ধরে বলেই আসতেছে যে, "আ মা তুমি একটু দেখো, একটু চিন্তা করে দেখো, তুমি বিয়ে করে ফেলো। তোমাদের টাকা-পয়সার যদি ব্যাপার থাকে সেটা আমরা handle করব। আ বা তোমার পরিবারকে নিয়ে যদি তুমি আ চিন্তা করো যে না বলতে পারবে না বা কিছু, তো আমরাই তাদেরকে বুঝিয়ে বলব বা কিছু।" কিন্তু, আমার কেন যেন ভয় কাজ করতেছে আর মনে হচ্ছে যে আ আমার যেই সকল লক্ষ্য ছিল সেগুলোও হয়তোবা পূরণ হবে না। বা বিয়ে যদি করেই ফেলি তখন দেখা যাবে যে অনেক, বড় ধরনের কোন সমস্যা আসলে চলে আসতেই পারে। তো, এখন কি যে করব? আমাকে নিয়ে যদি একটু idea দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো।
হুম, হুম। ও! ওকে। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম। বুঝতে পেরেছি। হুম। ও। হুম, হুম। আচ্ছা! হুম, হুম। হু, হু। জি অবশ্যই আ কিছুটা দুঃখজনক ছিল ব্যাপারটি যে আপনি আসলে চাচ্ছেন, যে আপনার আ সঙ্গীর সাথে আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে। তো সেদিক থেকে আসলে যেহেতু আপনি আ বাধাপ্রাপ্তও হচ্ছেন সেটি আপনার কথায়ই বোঝা যাচ্ছে। আচ্ছা আপনি যদি আরেকটু আ ক্লিয়ার করে বলেন যে আসলে আ আপনার পরিবার থেকে, বা তার পরিবার থেকে কি আপনাদের এই সম্পর্কে কোন সমর্থন রয়েছে?
হ্যাঁ আসলে, তার পরিবার থেকে কিন্তু অনেকটা support আছে। মানে আ তাদের পরিবারের স প্রায় সব মানুষই হচ্ছে আমার কথা জানে, আমাকে পছন্দ করে। মানে পছন্দ করে বলতে টুকটাক খোঁজখবর নেয়। তারপর দেখা যায় যে, কোনো অনুষ্ঠান হলে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এইরকম আরকি। কিন্তু, এআ সবকিছু যে জানে আমার সম্পর্কে তা কিন্তু না। মানে, আমার কখন কি খারাপ লাগছে? বা কখন অসুস্থ থাকছি? বা কি হচ্ছে আমার পা লাইফে? সেটা কিন্তু তারা জানেনা। মানে এই টুকটাক অনেক কিছুই জানে আর সেই টুকটাকের ভিত্তিতেই আমাকে পছন্দ করে এই আরকি। কিন্তু আমার যে হচ্ছে এখন সঙ্গী রয়েছে তার কথা যদি বলি, তার ব্যাপারে কিন্তু আমার পরিবারে তেমন কেউ কিছু জানেনা। মানে, আমার ১ মাত্র হচ্ছে ভাই আছে সে হচ্ছে অ সবকিছুই জানে। কারণ, আ আমি তাকে হচ্ছে সব কথা বলতে পছন্দ করি আরকি। কিন্তু আমার বাবা-মা ২ জনের ১ জনও আসলে এ ব্যাপারে কিছুই জানে না। আর যদি জানে তখন হয়তোবা কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যেমন, ধরেন আমি যেটা বললাম যে আমি কিন্তু এখন পড়াশোনা করছি, আমার নিজেরও আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা, ভালো চাকরি হলে তারপর দেখা যাবে যে কিছু টাকা জমিয়ে তারপর হয়তোবা বিয়ে করব বা কিছু। কিন্তু এখন আসলে এমন একটা মুহূর্ত বা সময় আমার যাচ্ছে মনে হচ্ছে যে, আ যদি ধরেন আমি বিয়ের সিদ্ধান্ত না নিতে পারি তখন হয়তোবা <swallows> এই যে আমার সঙ্গী ও হয় হয়তোবা, আমার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ, তার পরিবার কিন্তু মানে অনেক বেশি করেই চাচ্ছে যে তাদের এহ ছেলের হচ্ছে বিয়ে হয়ে যাক। কারণ, বিয়ে যদি না করতে পারে তখন হয়তোবা ওর নানারকম সমস্যা হতে পারে এমন বললে তাদের মনে হচ্ছে। আর এপাশ দিয়ে যদি আমি ধরেন এখন আ বাবা-মাকে বোঝাতে যাওয়ার চেষ্টা করি তখন, তারা আসলে নানা রকমের question করতে পারে। যে পড়ালেখা বাদ দিয়ে কেন হঠাৎ করে বিয়ে করবে? বা ছেলেটা কে? বাব ছেলেটা এখনো চাকরিও করে না এমন নানা ধরণের আসলে কথা, অবশ্যই বলতে পারে। তো, এক্ষেত্রে আমি তাদেরকে কি বলবো? বা বললেই আসলে কিভাবে বলব? বা বললেও কি তারা মা আ রাজি হবে কিনা? এটাও না আমি, বুঝতেছি না আরকি আরকি।
হুম, হুম। হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম, হুম। হুম। ও! বুঝতে পেরেছি, হুম। হুম, হুম। <smacks lips> বুঝতে পেরেছি আসলে আ আপনি যেটা চাচ্ছেন যে আপনার সঙ্গীর সাথে আসলে, আ বিয়ের পরিকল্পনা নেওয়ার জন্য, কিন্তু তার পরিবার থেকে সমর্থন থাকলেও আপনার, কাছে হয়তো মনে হচ্ছে যে আপনার পরিবারের সমর্থন আসলে খুব একটা নেই হয়তোবা। আ যেটা আপনার কথায় আসলে এ বোঝা যাচ্ছে। তো আসলে এক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় একটু পরিষ্কার করে এ জানাটা জরুরি। বিষয়টা হচ্ছে যে, আপনি কিন্তু চেষ্টা করবেন যে আসলে ঠিক কখন সমাধানটা আসবে। ধরুন আ যেই ৩ টি জায়গায় মূলত আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, ধরেন আপনার পরিবার রাজি না, বা আর্থিক স্থিতি সেটা হয়তো প্রস্তুত নেই আপনার সঙ্গীর দিক থেকে, হ্যাঁ? আ এবং নিজের নি ভিতরে যে ভয়, দায়িত্ব বা ভবিষ্যতের স্থায়িত্ব, তো এইগুলো আসলে না আরেকটু আ clarify করা উচিত. বা আপনার আরেকটু বিবেচনা করে দেখা উচিত যে আসলে আপনি যার সাথে আ যার কা সাথে আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে বিয়েটা কিন্তু আসলে কোন ছোট সিদ্ধান্ত না, হ্যাঁ? এটা কিন্তু, আ একদম ভবিষ্যত একটা পরিকল্পনা। তো আপনার কি মনে হয় যে আসলে আপনি আপনার সঙ্গীর সাথে, ভালো থাকতে পারবেন? বা আপনি এ তার সাথে যদি এ বিয়ের সিদ্ধান্তে আপনারা যান সেক্ষেত্রে আপনারা আসলে এ ভালো একটা সম্পর্ক নিয়ে বজায় রাখতে পারবেন। এইরকম কি আপনার মনে হচ্ছে?
হ্যাঁ। ভালো না জি। জি। আসলে না আমার আসলে হচ্ছে কি এ অনুভব হচ্ছে যে, হয়তোবা বিয়ের পরে আমার পুরো জীবনটাই আসলে এলোমেলো হয়ে যেতে পারে। কারণ এই যে বললাম যেটা, আমি কিন্তু এখনোও কোনো চাকরি করছি না আবার, আ আমার কিন্তু ইচ্ছা ছিল, যে কোন চাকরি করার। কিন্তু যদি ধরেন হচ্ছে আমি বিয়ে করে ফেলি, তখন পড়া-লেখার পাশাপাশি কিন্তু, তাদের পরিবারের একটা দায়ি চলে আসবে আমার মধ্যে। আবার দেখা যাচ্ছে যে, আ তার যে হচ্ছে, খাওয়া-দাওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু আমার দেখতে হবে তো, তখন কি আদৌ কি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা? আবার, ও কি অ ও যেহেতু বললাম যে হচ্ছে এখনো কিন্তু কোনো জব করছে না আদৌ খুঁজে পাবে কিনা? আর্থিকভাবে যে আ সাচ্ছ সচ্ছলতা সেটা কত তাড়াতাড়ি আসবে বা কিছু? সেগুলো নিয়ে কিন্তু আমি জানিনা। তো, দ্বিধা-দ্বন্দ্ব কিন্তু আমার মধ্যে কাজ করেই যাচ্ছে বাট, হ্যাঁ আমি আসলে ওর সাথে কথা বলেছি, ও বললো যে, "আ না তুমি সমস্যা নেই তোমার ইচ্ছামতো আসলে বিয়ে করবে কিনা জানিয়ে দিতে পারো আমার পরিবারকে, আ তারা হয়তোবা মেনে নিতে পারে" কিন্তু, আ যখন হচ্ছে গিয়ে ওর পরিবারের সাথে আমি কথা বলতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে সিচুয়েশন টা আসলে উল্টো হয়ে যাচ্ছে, মানি আমি যত না বলতেছি তো আ তারা, দেখা যাচ্ছে ততই প্রেশার দিয়ে ফেলছে। আর আ বিশেষ করে সমস্যাটা দেখা যাচ্ছে যে আমার আ ভবিষ্যৎ নিয়েই হচ্ছে, যে, আদৌ কি আগাতে পারবো? নাকি একই জাগায়ে থেমে যাবো? আর হচ্ছে আমার নিজের পরিবারকে, বুঝাবোটা কিভাবে? বা দো ধরেন যদি আমি বিয়ে করেও ফেলি, আর পরবর্তীতে যদি ধরেন কোনো রকম সমস্যা তৈরি হয়, ওর আর ওর পরিবারের সাথে তখন তো, আর্থিক যে ব্যাপারটা সেটা আসলে কে সামলাবে বা কিছু? তো এটা নিয়েও আসলে অনেকটা, আ সমস্যা হচ্ছে যে যদি ধরেন কোন, এমন সিচুয়েশন চলে আসে বা ইমার্জেন্সি চলে আসে যে, আমাদের অনেক টাকা-পয়সার দরকার, কিন্তু ওর পরিবার এ সাপোর্ট দিচ্ছে না, আর এদিকে তো আমার পরিবার সাপোর্ট দেওয়ার কোন প্রশ্নই ওঠে না কারণ আমি নিজের পছন্দে বিয়ে করতে যাব, আর যেহেতু আমরা ২ জনই এখনো কোনো চাকরি করছি না, তখন আসলে কি হবে? বা, ভবিষ্যৎ কি আদৌ ঠিক পথে যাবে কিনা?
হুম, হুম। আচ্ছা? ও! হু, হু। বুঝতে পেরেছি, হুম। মহুম। হুম, হুম। ও! বুঝতে পেরেছি। উম-হুম, হুম। আচ্ছা। উম-হুম। হুম, হু। হুম, হু, হু। বুঝতে পেরেছি। দেখুন, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তরটা রয়েছে। যেমন আপনি, আ সবকিছুই আসলে বিবেচনা করে দেখেছেন, সেদিক থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আপনার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। যে আপনি আসলে দেখছেন, আ যে আপনার আ জীবন সঙ্গীনি আপনি যাকে বানাতে চাচ্ছেন, তার কিন্তু এখনো আসলে exact কোনো আ বলতে গেলে ভিত্তিই নেই career দিক থেকে, হ্যাঁ? এবং আপনার দিক থেকেও আসলে কিন্তু আ এখনও অনেকটা uncertain একটা অবস্থা। তো এই অবস্থায় যদি আপনারা এইরকম একটা পরিকল্পনা গ্রহণ করেন তাহলে কিন্তু আসলে, এটা আপনাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। এবং দেখা যাচ্ছে যার কারণে কিন্তু আ পারিবারিকভাবেও কিন্তু অনেক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে যেমন ধরুন, আপনি এইযে বললেন যে আপনার পরিবার থেকে যে একটা মানসিক সাপোর্টটা, আ সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। in fact দেখা যাচ্ছে আ তার পরিবারের ক্ষেত্রেও তারা যদি এখন আ যাই বলছে, এটা কিন্তু একসময় না এইরকমভাবে stable থাকবে না। দেখা যাচ্ছে আসলে আবেগ দিয়ে আসলে কিন্তু বাস্তবতা কখনো মিলানো যাচ্ছে না। আপনাকে সবসময় বাস্তবধর্মী চিন্তা করতে হবে যে আসলে আপনি, আ যাকে ভালোবেসেছেন বা যার সাথে চাচ্ছেন যে একটা বিয়ের সম্পর্কে, নিজেকে আসলে এ সেই বন্ধনে নিতে, তখন কিন্তু হবে কি যে আপনি তার দিকটা যদি আপনার কাছে, ক্লিয়ার না হয় এই যে তার career বলেন বা তার পরিবারের বিষয়গুলো, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আ এই বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনি সুখী হতে পারবেন না। এবং, আপনার দেখা যাচ্ছে যে পরবর্তী জীবনটাও কিন্তু দুর্দশায় কাটবে। তো আশা করছি, আপনি এ এই বিষয়গুলো, আ অবশ্যই এ মেইনটেন করার চেষ্টা করবেন যে আসলে আপনি যার সাথে সিদ্ধান্তে নিচ্ছেন, আরেকটুবার একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখবেন যে আসলেই আপনার এখানে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা? বা আপনার হাতে আর অন্য কোনো options রয়েছে কিনা, হ্যাঁ? তো পরিবার এবং অর্থনৈতিক অবস্থার দিক থেকে কি, আ কোনো চাপ কি আপনার উপর ফেলছে? এরকমটাই মনে হচ্ছে কি?
হ্যাঁ। জি। জি। হুম, হুম। জি। না, আসলে পরিবার তো আর্থিক বা আ দিক থেকে তেমন একটা চাপ আমার উপরে ফেলছে না। কারণ, আ এখন তো আমি কোনোরকম হচ্ছে হচ্ছে জ জব বা কিছু করছি না। কিন্তু হ্যাঁ, আমার নিজের মনে হচ্ছে যে যদি কিছু টাকা-পয়সা থাকত, গোছানো থাকত, তখন ও হয়তোবা ভবিষ্যৎ নিয়ে তেমন একটা সমস্যা হত না। কিন্তু আপনি যেটা বললেন যে ঠান্ডা মাথায় একটু আলোচনা করার বা, বিয়েটা কিন্তু অনেক বড় একটা decision সেটা সেই হিসাবে চিন্তা করার। এরকমভাবে আসলে কখনো আমি চিন্তা করিনি। মানে আমার আসলে এমন হয়ে গেছিলো যে আমি নিজেও তাড়াহুড়ো করছিলাম যে কি করব? কিছু বুঝে উঠতে পারছিলাম না। আ কাকে কি বুঝাবো সেটাও বুঝতেছিলাম না, মানে নিজে, নিজেই দেখা যেত যে এই যে, যে সকল কথা আমি আপনাকে বললাম, সেগুলো নিজের মধ্যে আ নিয়ে আটকিয়ে বসেছিলাম। বাট, আ আমার সঙ্গীকে যে একটু বলব বা তার পরিবারকে যে একটু বলব যে পরবর্তীতে কি, কি সমস্যা হতে পারে? সেগুলো আসলে আমি করিনি একদমই।
উম-হু। হু হুম। জি। হু হুম। জি। জি আসলে দেখুন আপনি যখনই বাস্তবসম্মত চিন্তাভাবনা করবেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় আপনাকে প্রাধান্য দিতে হবে যে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হতে যাচ্ছে। হয়তোবা এখন আপনার চোখে যেটা ভালো মনে হচ্ছে বা, যেটা মনে হচ্ছে যে না, সবকিছু তো ঠিকঠাক আছে। এ এরকম কিন্তু আসলে সামনে অ পরবর্তী সময় যাবে না। যদি আপনাদের, আ আর্থিকভাবে বলেন বা পারিবারিকভাবে বলেন এই balance টা যদি না থাকে, হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আসলে, আপনি মানসিকভাবেও তখন অনেক দুশ্চিন্তায় পড়বেন এবং পিছনে ফিরে আসারও কিন্তু তখন কোনো scope থাকবে না। তো আপনার প্রতি পরামর্শ থাকবে যে, আ আপনার আসলে বিষয়টি বিশ্লেষণ করে যা বুঝলাম, যে আপনার আরেকটু ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে নিজের সাথে নিজের একটু চিন্তা করা উচিত। যে আসলেই আপনার এই পথে আগানোটা ঠিক হবে কিনা? অথবা এমনও হতে পারে যে আপনি আ নতুন কোনো career নিয়ে চিন্তা করলেন বা নতুন কোনো সিদ্ধান্ত বিকল্প সিদ্ধান্ত নিলেন। সেক্ষেত্রে কিন্তু সেটিও আপনার জন্য অনেক ফলপ্রসূ হবে এই বিষয়টি থেকে বের হয়ে আসতে। তো আশা করছি আপনি একটি উত্তম পরিকল্পনাই গ্রহণ করবেন এইক্ষেত্রে। এবং আ বিষয়টি আসলে খুব ভালোভাবেই একটা পরিকল্পনা গ্রহণ করেই সামনে আগাবেন।
জি। হ্যাঁ। হ্যাঁ, আসলে আপনার কথাগুলো না শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। পাশাপাশি হচ্ছে আপনার সাথে কথা share করতে পেরেও আমার কাছে অনেক ভালো লাগছে। আর, যে সকল আইডিয়াগুলো দিলেন না আপনি যে নিজেকে নিয়ে একটু ভাবার, নিজের লক্ষ্যগুলো নিয়ে ভাবার বা ভবিষ্যৎ নিয়ে আসলে ভেবে ধীরে সুস্থে কোনো সিদ্ধান্ত যাওয়ার, সেটাও আমি অবশ্যই করে দেখব। আর মনে হচ্ছে যে না, সবকিছুই ঠিক হয়ে যাবে তো, অনেক ধন্যবাদ আপনাকে।
হু, হু। জি। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো।